অবশ্যই। বিএমআই স্কেল যেহেতু এটা সায়েন্টিফিক একটা মেথড। আমার মনে হয় স্কেলের মধ্যে রাখতে হবে। এবং এই রাখার জন্য যদি আমাদের এক্সারসাইজ করতে হয় বেশি পরিমাণে, তালে আমরা সেটা করবো। বা যদি একটু কম করলেও চলে, তালেও সেটা করা উচিত। বাট আমার কাছে মনে হয় ফুড হ্যাবিট এর সাথে আমাদের এক্সারসাইজের ফ্লো টা কন্ট্রোল করা উচিত। কারণ দেখা যায় যে আপনি কিছুই খাচ্ছেন না, এভরিথিং কন্ট্রোল করে চলছেন। কিন্তু প্রচুর পরিমাণে এক্সারসাইজ করছেন তখন কিন্তু সেটা আবার খারাপ হয়ে যাবে।
জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী। হ্যাঁ সেটা আবার ভীষণ খারাপ হয়ে যায়। আমি কিন্তু আরেকটা কারণে প্রচন্ড জিম করতে পছন্দ করি। সেটা হচ্ছে মানে ব্যাপারটা শুনে হাসবেন। সাধারণত জিমে গেলে মানুষজন যেটা বলে আ ডায়েট করতে, হ্যান করতে, ত্যান করতে। বাট না ভাই আমি জিমে যাই যেন আমার মানে ওই ডায়েটটা যাতে না করতে হয়, আমি ভীষণ খেতে পছন্দ করি। আমি যাতে নিজের পছন্দ মতো খাবার খেতে পারি। <sniffs> আমার জিমে যাওয়ার মেইন উদ্দেশ্য এটাই যাতে ওভার ওয়েট না হয়ে যাই বা ওই যাতে ডায়েটটা করতে না হয় একটা সময় গিয়ে। জ্বী, জ্বী।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। <laughs> এক্সাক্টলি। হ্যাঁ। ফুডের এনার্জিটুকু বার্ন করে আসেন আরকি। হুম। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটাই ভালো। এতে যেমন আপনার ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকবে, সাথে আপনার মেন্টাল পিস ও থাকবে। কারণ আপনি আপনার ইচ্ছামত খেতে পারছেন না? আর মেন্টাল পিসের আল্টিমেট গোল কিন্তু সেই টোটাল হেলথ তাই না? যে টোটাল হেলথ টা আমার ভালো থাকছে।
হুম, হুম। হ্যাঁ। জ্বী, জ্বী। হুম, হুম।
তো আমরা বলতে পারি যে আসলে শারীরিক ফিটনেসই হোক আর মানসিক স্বাস্থ্য বা মানসিক শান্তি হোক। এই ২ টার মধ্যে আসলে অবিচ্ছেদ্য সম্পর্ক, রাইট?
জ্বী, জ্বী। হ্যাঁ, একদম। এই জিনিসটা কিন্তু আমি সবাইকে বলি এবং বুঝানোর চেষ্টা করি। যখনই কেউ ডিপ্রেশন থাকে বা কারোর কোনো ইশ্যু হয় আমি কিন্তু তাদেরকে বারবার বলি। জিমে ঢুকো। জিমে ঢুকতে ইচ্ছা না হলে ঘরে বসে এক্সারসাইজ করো। যদি এক্সারসাইজ করতে ভালো না লাগে, নাচানাচি ভাল লাগে, নাচানাচি করো, সাইক্লিং করো। অনেক ওয়ে আছে করো। জাস্ট বসে থেকো না। হুম, হুম।
<chuckles> জ্বী। হ্যাঁ। হ্যাঁ। <snorts> হ্যাঁ। জ্বী, কিছু একটা করতে হবে আরকি। রাইট, রাইট। এবং আমার কাছে মনে হয় মানসিক স্বাস্থ্যেরও কিন্তু এক্সারসাইজ আছে। যে শুধু যে আমাদের বডির এক্সারসাইজ এমন না যেমন আপনি দেখেন অনেকে দাবা খেলতে পছন্দ করে, অনেকে সুডুকু গেম খেলতে পছন্দ করে। তারপরে আপনার মনে করেন অনেকে মেন্টাল পিসের জন্য আপনার গার্ডেনিং করে। তাই না? ছবি আঁকে। <sniffs>
হুম, হুম, হুম, হুম। জ্বী, জ্বী। আমার কিন্তু যদি মানসিক এক্সারসাইজের কথা বলেন সেক্ষেত্রে আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে নিজের শখের কাজ করা। শখের কাজ করলে হচ্ছে আমার মনটা ভালো থাকে। এটার পাশাপাশি আমার কিন্তু পাজল সলভিং টা খুব বেশি পছন্দ। যে তাইলে ওইযে ব্রেইনের যে এক্সারসাইজটা হয় বা এইযে চেলেঞ্জটা আসে, আমার কিন্তু ওই চেলেঞ্জটা সল্ভ করতে ভীষণ ভালো লাগে।
হু, হু। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। জ্বী। হ্যাঁ।